হ্যাঁ, হ্যাঁ, সেটাই দেখেন এখানে এই যে আমরা যারা খেলাধুলার কথা বলি বা একটু স্পোর্টস আগ্রহী তাদের জন্য এমন নয় যে পড়াশোনা বাদ দিয়ে শুধু খেলাধুলা করতে হবে। অ্যা খেলাধুলা করার জন্য যে একদম দিনের প্রত প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাতে হয় এমন কিন্তু না। জাস্ট একটু ফ্রি টাইম এ তাদেরকে যদি নার্সিং করা হয় বা একটু ক্লাবে ১ ১/২ ঘন্টা বলেন বা ২ ঘন্টা যদি একটু আ খেলাধুলা শেখানো হয়, তবে দেখা যাবে ধীরে, ধীরে, সে অনেক ভালো প্লেয়ার হবে এবং দেশের জন্য উজ্জ্বল একটা কিছু ভবিষ্যৎ বয়ে নিয়ে আসবে। হ্যাঁ? তো এইদিক থেকে আসলে হ্যাঁ আমার খুব ভালো লাগে।
তাই না? জি, জি। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আম একদম ঠিক। এক ঠিক। আমি তো রিসেন্টলি জ্বী জ্বী, একদম ঠিক বলেছেন। আমি তো রিসেন্টলি ফুটবল দেখা শুরু করছি। আগে দেখতাম না ফিফা হচ্ছে। ফিফা খেলি এখন দেখি আ ভালই তো লাগতেছে এই স্পোর্টস টা। কিন্তু আসলে মেয়েদের টিম নাই। আমি ইউনিভার্সিটি তে বাস্কেটবল খেলতাম তো এখন মজাই লাগে দেখি। ইনশাআল্লাহ শুরু করব। দোয়া করেন যেন বাস্কেটবলটা শুরু করতে পারি।
আচ্ছা। ধন্যবাদ। <chuckles> হু, হু। হুম, হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। হু, হু। হুম, হুম। আচ্ছা যাই হোক আজকে এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানলাম, শুনলাম হুম, হুম।
জ্বী আপনার সাথেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাল মত ক্রিকেট টিকেট খেলে ন্যাশনাল টিম এ ঢুকে যান। আমাদের দেশকে তো মানে অবশ্যই ভালো থাকেন। ধন্যবাদ।
আচ্ছা। হু, হু, হু, হু। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। হু, হু। তো যাই হোক আজকের মত শেষ করতেছি। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।